হ্যালো, কেমন আছেন? এই তো ভালো। আপনি ভাল আছেন?
Hi there কি অবস্থা ভাইয়া? ভালো আছেন? জ্বী, ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া আমার তো একটা ব জিনিস নিয়ে কথা বলার ইচ্ছা আছে। মানে একটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে ভাইয়া।
আচ্ছা আচ্ছা, বলুন।
জ্বী, ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে আপনার মানে কোনটা বেশি পছন্দ? মানে চা নাকি কফি?
<chuckles> আচ্ছা, আচ্ছা। এটা আসলে পার্সোনালই আমি যদি বলি আমার ব্যক্তিগতভাবে আমার আ দুটোই ভালো লাগে। কিন্তু তার মত সবথেকে ভালো লাগে হচ্ছে গিয়ে কফি টা। <chuckles> আপনার কোনটা পছন্দ?
আচ্ছা, আচ্ছা। কফিটা। ভাইয়া আমি তো আ টং এ গেলে চা ই অর্ডার করা হয় সবসময় আরকি। দেখা যায় যে চা জিনিসটা আরকি বাচ্চাকালে বাসা থেকেই খেয়ে, খেয়ে এখন বাইরে মানে যদি বাসায় খাওয়া না হয় তাহলে দেখা যায় বাইরেই চা খাওয়া হচ্ছে আরকি।
<chuckles> আচ্ছা, আচ্ছা। বাহ! ভালো তো আহ ওদিকে উল্টা দিকে হচ্ছে গিয়ে আমার বাসা থেকে ছোটবেলা থেকে বলা হতো যে চা খাওয়া যাবে না, চা বাচ্চারা খায় না। <chuckles>
<chuckles> হুম। তো ওই যে দেখা যায় যে আপনার থেকে আরকি যেটা বুঝতে পারলাম যে সকাল মানে শৈশব থেকেই চা খাওয়ানোর অভ্যাস করা হয়নি দেখে আরকি বড় হয়ে কফিটা নেওয়া হইছে আরকি।
হ্যাঁ। আ আসলে আমি সারাদিনে বলতে গেলে অনেক চাও এবং কফিও খাওয়া হয় আমার। এবং কা ব্যাপার হচ্ছে গিয়ে যে সকালের যদি আমি কথাটা বলি, দেখা যায় যে আমি সকালের দিকে আমি আ কফিটা বেশি প্রেফার করি। কারণ হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠেছি এবং হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠার পরেও হালকা যে আমাদের মধ্যে যে ক্লান্তিটা বা হচ্ছে ওই যে ঘুম থেকে উঠার পরে যে শরীর চলতে চাচ্ছে না হ্যাঁ তো দেখি যে চা কফিটা খেলে আমার আসলে অনেক আ এনার্জিটিক একটু ফিল হয় এবং তার সাথে, সাথেই আমার হচ্ছে গিয়ে আ <clears throat> অনেক আ কি বলে মনে হয় যে না আমি একদম এবার জেগে গিয়েছি ঠিকঠাক মতো। <chuckles> ঘুম থেকে উঠলেও কিন্তু বলা যায় যে আসলে আমরা যে জেগে যাই না। তো আমি মনে করি যে আমার কাছ আমার ক্ষেত্রে হয় যে আমি কফিটা গেলে আমার মনে হয় যে না আমি এবার পুরোপুরি জেগে আছি। <chuckles>
জ্বী, ভাইয়া। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী। একটা মেজমেজে, মেজমেজে অবস্থা তায় জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। জ্বী। এটা আসলে একটা আ ঠিক কথা বলছেন। ভাইয়া আমার তো মানে একটা কোয়েশ্চেন ছিল যে ইয়া মানে কোনটা বেশি স্বাস্থ্যকর মনে হয় আপনার কাছে যে আ চা নাকি কফি?
আ বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ আসলে যদি চায়ের দিকটা দেখি, তার শা চায়ের কিন্তু অনেক নানান রকমের মানে চা হয়ে থাকে আমাদের আসলে দেশে এবং আমরা আ অনেক রকমেরই চা পাই এবং আমাদের খাওয়া পড়ে। তো এর মধ্যে আমি আসলে কফির কিন্তু কিছু গুণ থাকলেও আমার মনে হয় যে চায়ের গুণটা কফির থেকে বেশি। যেমনকি আমাদের কিন্তু আ লাল চা আছে এবং হেলদি চায়ের ব্যাপারটা যদি স্বাস্থ্যকরীর দিকটা দিয়ে দেখি তাহলে আছে গ্রিন টি হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে উলং টি আছে এবং নানান রকমের আসলে চা আছে আমাদের জন্য।
জ্বী। আচ্ছা। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। উ গ্রিন টি। জ্বী, জ্বী। যেমন রং চা এর মধ্যে আদা দিলে বা লেবু দিলে একেকটার একেক ইফেক্ট পড়ে আরকি। এ গলার জন্য একটা সর্দির জন্য।
হ্যাঁ, হ্যাঁ এবং জ্বী, জ্বী, জ্বী একদমই।
দেখা যায় যে চাই একটা ওষুধ হিসেবে কাজ করছে আরকি।
এ হ্যাঁ এবং কিন্তু আমরা একটা জিনিস দেখবেন যে এই যে করোনার সময়টা গেল না। তো করোনার সময়টাতে কিন্তু আ অনলাইনেও অনেক কিছু ভাইরাল হয়েছে এবং অনেক সময় দেখা গিয়েছে যে আ আমাদের বাবা-মারা আ YouTube এ দেখেছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এই চায়ের ভিতরে হচ্ছে গিয়ে এই যে হারবাল টি তারপরে নানান রকমের হচ্ছে গিয়ে আমরাদের মসলা দিয়ে চা বানিয়ে খেয়ে তারা বলছেন যে এটা কিন্তু আ স্বাস্থ্যের জন্য ভালো এবং আ অনেক কিছু আ বিরোধী হিসাবেও কাজ করে যে নানান রকমের রোগ হবে না। এবং আসলে এই দিকটা কিন্তু পুরোপুরি ভুলও না। কারণ চায়ের ভেতরে যদি আমরা অনেক রকমের মশলা ব্যবহার করে আমরা হচ্ছে হল গিয়ে চা টা সেবন করি তখন কিন্তু আমাদের শরীরের জন্য আসলেই অনেক আ স্বাস্থ্যকরী হয়ে উঠে।
জ্বী। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই ভাইয়া। আর আর কফির জ কফির জন্য যদি কিছু বলতেন যে কফির কোনো মানে উপকারিতা আছে নাকি? এটা একটু যদি আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে।
অ্যা কফির উপকারিতা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে এটা আ ভেতরে যেহেতু ক্যাফেইন আছে এবং ক্যাফেইন কিন্তু মস্তিষ্কের জন্য অনেক ভালো।
জ্বী। আচ্ছা, আচ্ছা।
কারণ হচ্ছে গিয়ে আম মস্তিষ্কের জন্য ভালো কারণ এটা কিন্তু আমাদেরকে মনোযোগী হতে আম সাহায্য করে। এবং হচ্ছে গিয়ে এটা কিন্তু উপকারিতার সাথে কিছু অপকারিতাও আমি বলব আছে। <chuckles> যেমন হচ্ছে গিয়ে যে অতিরিক্ত কফি যদি খে খাই আমরা হ্যাঁ দেখা যায় যে আমাদের ঘুমের একটা সমস্যা হয়ে ওঠে। ঠিক নাকি?
জি, জি। জি, জি। উ হু। হ্যাঁ, হ্যাঁ, যে সন্ধ্যার পরে যদি কফি খাওয়ায় তাহলে একটা সমস্যা হবে আরকি। রাত্রে বেলা ঘুমানোর সময়। আর জি ভাইয়া। আরেকটা কোয়েশ্চেন যদি করি আপনার কাছে আপনি কি মাইন্ড করবেন নাকি ভাইয়া?
হ্যাঁ। জি, জি। না, না, না, আপনি করুন, করুন।
ভাইয়া আপ আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার আ চা আর কফির মধ্যে ভাইয়া কোনটা বেশি আ মানে গুরুত্বপূর্ণ মুহূর্ত আর সাথে জড়িত। মনে করেন যা আপনি বিশেষ কয়েকটা দিনে আছে না যে এরকম একটা লোকের সাথে দেখা হচ্ছে বা ধরেন কাও আপনি কোনো মেয়ে দেখতে গিয়ে দেন আরকি। অথবা আপ্নে আপনার আপনার জন্য না, হয়তোবা আপনার বড় ভাইয়ের জন্য বা কারো বাসায় যখন অতিথি হিসেবে যান তখন মানে কোনটা দিয়ে আপ্যায়ন হয় আপনার আপনাকে যে কফি দিয়ে নাকি চা দিয়ে আপনি কোনটা প্রেফার করেন তখন ওই জায়গাটায়?
<chuckles> জি, জি। জি, জি। আম আসলে যদি বলা হয়, যদি বলি যে আত্মীয়দের বাসায় হোক বা কোনো নতুন জায়গায় হোক বা নতুন কোনো পরিস্থিতি হোক এ বা এমন কোনো বাসায় গিয়েছি যেখানে হচ্ছে গিয়ে নতুন আ পরিচিতি হচ্ছে তাদের সাথে। দেখা যায় কি আমাদের দেশে কিন্তু একটা রেওয়াজ হয়েছে যে অতিথি আসলেই কিন্তু আমরা সব জায়গায় আমরা কিন্তু চা-টা অফার করে থাকি। তাই না? যে সবসময় এবং দেখা যায় যে কোনো মিটিং এ হোক অথবা আ বিশেষ করে যে টঙের দোকানের যে আড্ডাটা এবং বন্ধুতে বন্ধুদের সাথে যে আড্ডাটা এটা কিন্তু টঙের দোকানের আসলে সবথেকে বেশি জমে। এবং আমাদের দেশে টঙের দোকানে কিন্তু কফিও পাওয়া যায় কিন্তু চা-টা কিন্তু খুবই চলে। তাই না? এবং আমার যেটা মনে হয় যে চা ছাড়া আসলে আড্ডা জমে না এবং আমাদের বন্ধুত্বর যে কথাটা আমি বলছি যে এর মধ্যে আমাদের যে আলাপ আলোচনা হয় এবং বিশেষ অনেক নানান রকমের ইয়ে আমরা কথা বলে থাকি বন্ধুদের সাথে। এবং চায়ের সাথে আড্ডাটা খুবই আ আমার কাছে অমায়িক মনে হয় এবং এই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ, একদমই যে আসলে চা ছাড়া আড্ডাই হয় না তো আপনার মতে কি মনে হয়?
জি, জি। জি, জি। জি, জি, জি। অপ বেশি, বেশি জমে যায় জি। চা চা সব জায়গায় আর কি পাওয়া যায় এক কথায়। হুম। জি, জি। মানে মিট ফর ইচ আদার আরকি মিট ফর ইচ আদার। আড্ডা, আড্ডা জমবে না। জি ভাইয়া আমিও জি আপনি মাত্র বললেন যে বন্ধুদের সাথে চায়ের আড্ডাটা। ভাইয়া এটা একটা পা জীবন থেকে নেয়া একটা স্টোরি যেটা সব যুবকেরা রিলেট করতে পারবে যে বন্ধুদের সাথে আড্ডা হচ্ছে আর চা খাওয়া হচ্ছে না। তা হয় না সচঅ সচরাচর। আর আমার ক্ষেত্রে কফি আমি মেইনলি আ নিজে যখন একটু ইচ্ছা হচ্ছিল যে না আমি একটু কফি খেয়ে দেখি। তো দেখা গেছে যে একটা নিজেরই একটা মেমোরিস ক্রিয়েট করে ফেলছি আমি যে নিজে যে একটা আ কফির ডিব্বা কিনলাম, তারপরে আ দুধ কিনলাম, চিনি কিনলাম। তো ৩টার জন্য আবার ইয়েও কিনছি আরকি। বার্টিও কিনছি। তো দেখা যায় যে এটা আমার জন্য একটা স্মৃতি বা মেমোরি হিসেবে রয়ে যাবে জীবনের মধ্যে।
হ্যাঁ। জি, জি। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে আপনাকে যদি আমি একটু জিজ্ঞেস করি যে আপনার কি এমন কোনো গুরুত্বপূর্ণ মূহুর আ মুহূর্ত আছে যেটার সাথে এই চা বা কফি বিশেষ করে জড়িয়ে আছে। এমন কোনো পুরনো কাহিনী বা এমন কোনো গল্প কোনো কিছু?
কা জি ভাইয়া। জি ভাইয়া, এরকম হইছে অনেকবার যে আমি আমার ফ্রেন্ডের বাসায় আ অ্যাডমিশন টেস্টের বা ধরেন HSC এক্সাম এগুলো প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো দেখা যায় যে বন্ধু আর আমি যখন আরকি একসাথে বইসা আছি তো রাত জেগে পড়তে হবে। সকালে এক্সাম। তো এখন রাত জাগবো কিভাবে? একটা কিছু তো লাগবে। তো দেখা যায় যে কফি যখন তো খেয়েনি বা সকালে উঠেও আ কফি খাইতেছি। তো দেখা যায় সারারাত কিন্তু আমরা আ মানে বাধাহীন পড়াশোনার মাঝেই আবদ্ধ থাকি।
জি, জি। হ্যাঁ। হ্যাঁ, যে রাত জেগে পড়ালেখা করে যে টায়ার্ডনেস টা এসে পড়ে এটা আসলে কেটে যায় নাকি?
জি, জি। জি, এটা এক্সাম এর পরে আবার আইশা ঘুম দিলে সব ঠিক। তখন আবার চা খাওয়া যায় কিন্তু কফি যে রাত্রে একটা ম্যান অফ দ্যা ম্যাচ এর একটা কাজ করে ওই জিনিসটা আরকি বলার বাহুল্য।
<giggles> বুঝতে পেরেছি পুরা MVP না কফি টা? হ্যাঁ এবং
জি ভাইয়া, জি ভাইয়া, তো আমি তি জি ভাইয়া, আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনার মানে কোন পরিস্থিতিতে চা খাবেন আর কোন পরিস্থিতিতে কফি প্রেফার করবেন আরকি। এই জিনিসটা একটু জানার ইচ্ছা ছিল।
হ্যাঁ আসলে আমি যেটা আগেও বলেছি সেটা হচ্ছে গিয়ে যে এইযে ঘুম থেকে ওঠার পর যে কফিটা আমি খুবই প্রেফার করি। কারণ হচ্ছে গিয়ে যেহেতু এর ভিতরে ক্যাফেইন আছে আমাকে একদম সজাগ করে তুলে এবং হচ্ছে গিয়ে দেখা যায় যে আমি সকালবেলা উঠে যখন আমি কফিটা খাই তখন হচ্ছে কি আমি সারাদিনটাই একটা বলতে গেলে আমি একটু এনার্জিটিক ফিল করি। এবং হচ্ছে গিয়ে আমি আমার যে কাজে যখন আমি যাই তখনও আমি কিন্তু খুবই মনোযোগী সহকারে আমি হচ্ছে গিয়ে আ কাজগুলো করতে পারি এবং এর মাঝে, মাঝে আমি বলি যে দিনের মাঝে আ দেখা যায় যে দুপুরের দিকে হচ্ছে গিয়ে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে যে দুপুরে খাবারের পর আমার একটু চা দরকার পড়ে। যে মনে হয় যে একটু খাবার শুধুমাত্র দুপুরের খাবারও না আমার যে অভ্যাসটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে দুপুরের খাবারের পর তারপর হচ্ছে গিয়ে রাতের খাবারের পর বা একটু নাস্তাতেও হচ্ছে গিয়ে চা না খেতে পারলে একটু কেমন জানি মনে হয় যে না কি জানি মিসিং রয়েছে।
জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, জীবনে একটা পরিপূর্ণতা মিসিং আরকি। যে পূর্ণতা মিলছে না ওইটা ছাড়া।
একদমই। <laughs> এবং আমি আসলে বিশেষ করে মনে আ বিশ্বাস করি যে আমি যখন মিটিং এ থাকি তখন আমার আসলে দুটোই চলে। চা বা কফি দুটোই আমার ভালো লাগে। যে মিটিং এর ভিতরে হচ্ছে গিয়ে যখন কথা বলছি ক্লায়েন্ট দের সাথে হোক বা হচ্ছে গিয়ে বোর্ডের মিটিং হচ্ছে তখন যখন আমি আ তাদের সাথে অন্যান্য বোর্ড মেম্বার দের সাথে আমি যখন কথা বলছি তখন আসলে আমার চা কফি দুটোই আমার আ ভালো লাগে এবং <clears throat> যদি বলি যে আড্ডার ক্ষেত্রে আমি যখন ফিরে এসে যখন আবার আড্ডা দিতে বের হই বা দেখা যায় যে অফিস থেকে এসে আমি যদি ডিরেক্ট আড্ডা দিতে চলে যাই তখন আসলে দেখা যায় যে চা-টা কফি-টা যেহেতু আমার ঘুমটাকে আবার হচ্ছে গিয়ে অনেকভাবে ইফেক্ট করে। রাতের ঘুমটাও দরকার। সকালে যাতে আমি উঠতে পারি ঠিকঠাক মত রাতেও যেহেতু ঘুমটা হয় তো দেখা যায় যে আমি আসলে ওই সন্ধ্যার পরে যখন আড্ডা দিতে যাই তখন বন্ধু-বান্ধবের সাথে আমি হচ্ছে গিয়ে বিশেষ করে আমার রং চা-টা খুবই ভাল লাগে। আ কারণ দুধ চায়ের সাথে কিন্তু আমাদের আবার একটা আ <clears throat> আমাদের কিছু, কিছু মানুষের আসলে প্রবলেম ও হয়। যেমনকি আ দুধ থাকার কারণে এবং আমরা যেহেতু টং এর দোকানে খাওয়া হয় দেখা যায় যে ওখানে আ গুঁড়া দুধ বা হচ্ছে কনডেন্সড মিল্ক দিয়ে আসলে চা-টা বানানো হয়। তো সেটা আসলে আমাদের চেয়ে ভিতরে আ গ্যাস্ট্রিক এর যে একটা প্রবলেম হয় আ সেটা আসলে অনেকটা খানিক বাড়িয়ে দেয়। তো আমি চেষ্টা করি যে রং চা-টা আমার তখন খুবই প্রেফারেবল। তো এই পরিস্থিতিতে আমি সবসময় রং চা-টা বেছে নেই। তো আপনার ক্ষেত্রে কি হয় যে আপনি কোন পরিস্থিতিতে আসলে চা বা কফি কোনটা আপনি আ খেতে পছন্দ করেন?
জি। জি, জি। চ্ছা, চ্ছা। জি, জি। জি, জি, জি, জি। জি, জি, রাত্রে জি, জি। জি, জি। জি। জি, জি। ভাই, আ জি, জি। জ্বি ভাইয়া। তো চা আর কফির মধ্যে ভাইয়া আমার ডিপেন্ড করে আমি আ কোথায় আছি বা কাদের সাথে আছি। তো দেখা যায় যে আমি যদি বন্ধুদের সাথে থাকি তো দেখা যায় যে কফি কিন্তু এ দু-একজনই বা আ খাইতে ইচ্ছা করে। কিন্তু দেখা যায় মেক্সিমাম দশ ১০-১২ জন চা-ই প্রেফার করে। তো দেখা যায় যে সবার সাথে যদি একটু ম্যাচিং রাখি তাহলে আ বৈষম্যতাটা তৈরি হয় না। তো দেখা যায় যে তখন চা টা চা টাই নেওয়া একটু যৌক্তিক মনে হয় আরকি। আর আ পার্সোনালি ক্ষেত্রে যখন আমি নিজে বানাবো তো তখন দেখা যায় আমি কফি টাই বানানো পছন্দ করি। কারণ জাস্ট গরম পানি নেই। আর কফি গোলাবো আর ওই যে ই দিবো। দুধের পাউডারটা দিবো। শেষ।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, বুঝতে পেরেছি।
মানে অনেক সহজ হয়ে যায়। জাস্ট গরম পানিতে সব ঢাইলা দাও। কফি এর জন্য আরকি অনেক ইসি টু মেড। আর চায়ের ক্ষেত্রে যখন বাসায় আম্মু রান্না করে আরকি চা তো ঐটা তো একটা mandatory সবার জন্য এক কাপ রেডি থাকে। আব্বুর জন্য একটা, ভাইয়ের জন্য একটা এরকম সবার জন্য আরকি থাকে। তো দেখা যায় যে ওই বিকালবেলায় ওই চা-টা আর কি হয়, বিকালবেলা বা সন্ধ্যাবেলা যখন টাইম হয় আম্মুর আরকি।
<giggles> জি, জি। <giggles> হ্যাঁ। হ্যাঁ, একটু রাস্তার সাথে চা টা আসলে একদম আমাদের বাঙালিদের বলতে গেলে একটা রেওয়াজ হয়েছে। <giggles>
জ্বি, একটু নাস্তার সাথে হ্যাঁ হয়। জ্বি, জ্বি হয় বিস্কুট না হলে যদি ভাজা পোড়া কিছু রান্না হয় তাহলে ঐটাই। যেটা থাকবে সাথে। চায়ের সাথে টা।
হ্যাঁ। আসলেই, আসলেই। এবং আমি একটা জিনিস সবসময় আ মনে করি যে চা বানানোটা কিন্তু একটা, বলতে গেলে একটা আর্ট এবং একটা শিল্প আসলেই। এবং চা বানানোটা কিন্তু খুবই একটা বলতে গেলে, আ মনোযোগী একটা কাজ এবং যে সচরাচর বানিয়ে থাকে তার কিন্তু বলত একটা মানে পরিস মানে পরিচিত হয়ে যায় সে চা বানানোটা নিয়ে এমনভাবে যে সে আসলে কখন কি দিতে হবে না দিতে হবে এবং সে জো যেভাবেই বানাক আসলে ওই চা টা খা খেতে কিন্তু খুবই ভাল লাগে।
আর্ট এর, আর্ট এর মতো। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। একটু এক্সপেরিয়েন্স। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। এটা আমি এক একমত আপনার সাথে একদমই। কারণ একটা অভিজ্ঞতা হয়ে যায় আরকি। এতদিন ধরে চা রান্নার সময় আর অনেকে অ আইডেন্টিফাই করতে পারে যে এটা কি নতুন লিকার নাকি এটা অনেক পুরান লিকার, নাকি অনেকক্ষণ জাল হয় না একটা নাকি কি বলে? মানে এটা খেয়েই বুঝে ব বুঝে মানে কাস্টমার রা যে এই তুমি আমার নতুন লিকার দিস কে? আর একটু পরে দিতে পারলা না।
জি, জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <laughs> সেটাই, সেটাই। জ্বি, জ্বি।
মানে ৫ মিনিট পরে দিতা। তো দেখা যায় আবার কিছু মানুষের প্রেফার থাকে যে একটু লিকার কম থাকবে, চিনি বেশি থাকবে বা কিছু মানুষ বলে লিকার বেশি চিনি বাড়ায়া বা কমাইয়া বা মানে মানুষের একটা হ্যাঁ টেস্ট থাকে। তো চায়ের জিনিসটা ইন্ডিপেন্ডেন্ট আরকি। আর কফির ক্ষেত্রে হয় চিনি দাও নালে চিনি দিবা না। দুধ তখন হল দুধ দিবা না। শেষ।
হ্যাঁ। হ্যাঁ, এটা আসলে মানুষের এক একজনের প্রেফারেন্স। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <laughs> এবং, এবং কফিও কিন্তু নানান রকম ভাবে খাওয়া যায়। যেমন হচ্ছে গিয়ে গরমের সময় আমি সবথেকে বেশি প্রেফার করি যাতে একটু কোল্ড কফি গরমের মধ্যে রোদের মধ্যে দিয়ে এসে একটু যদি ঠান্ডা কফি খাওয়া যায় তাহলে কিন্তু একদম মনে হয় ভিতর থেকে একটা শান্তি আসে যে না আমার পুরা ভিতরের সবকিছু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। <laughs>
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া আপনি কি কফিতে মানে দুধ দেওয়া পছন্দ করেন নাকি জাস্ট শুধু কফি।
আ আমি সকালের কফিতে আসলে আমি চাই যে একদম ব্লাক কফি খেতে, দুধ না দিয়ে। কিন্তু যখন কফি টা আসলে মনে হয় যে না একটু মজাদার করে খাই তখন অবশ্যই দুধ চিনি দুটোই থাকা লাগবে। <laughs>
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, জ্বি। ভাইয়া আজকে আপনার সাথে এই বিষয়ে কথা বলে আমার খুবই ভালো লাগছে ভাইয়া। আমি অনেক একটা পুরো আড্ডা দিয়ে ফেললাম। জাস্ট হাতে একটা চা অথবা কফি মিসিং ছিল আরকি। ভাই নেক্সট, নেক্সট দিন কিন্তু ভাইয়া চা কফি, মানে আপনি আপনার বাসায় আমি আমার বাসা থেকে মানে চা হাতে কফি হাতে আড্ডা দিব ভাইয়া।
হ্যাঁ অবশ্য <laughs> আ আসলেই এবং <laughs> অবশ্যই, অবশ্যই আসলে এরকম আড্ডা জমলে চা কফি থাকলে তো আর কোনো কথাই নেই। <laughs> খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। জি।
জি, জি। ভাইয়া। আরেকদিন কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ